আচ্ছা, আপনি বিভিন্ন জায়গা থেকে যেই খবরগুলো আসছে, সেটা থেকে কোনটা আসল, আর কোনটা নকল খবর, সেটা কীভাবে বুঝতে পারেন? এটার কোনো কৌশল আছে?
হুম। উ হু। হ্যাঁ, অনেক ধরনের কৌশল আছে। সবার ১ম এ আমি দেখি, যে কোন সোর্স থেকে আমি খবরটা পাচ্ছি। সেটা কি আসলে কোন নিউজপেপার বা ভেরিফাইড ওয়েবসাইট থেকে? নাকি এটা আসলে সোশ্যাল মিডিয়ার কোনো মানে ১,০০০টা, ২,০০০টা যেরকম র‍্যান্ডম পেজ আছে সেইগুলো থেকে? তো আমি দেখি সোর্সটা কী? সোর্সটা কি অফিসিয়াল কিনা? আনঅফিসিয়াল হলে আমি অত বেশি ভরসা সবসময় করি না। সেটার সাথে, সাথে করি কি? আমি যে আ কে পাঠাচ্ছে সেটাও দেখি। আ আমার সে বিশ্বস্ত কিনা। সে আসলে সব কথায় বিশ্বাস করে কিনা। কিছু মানুষ থেকে কিন্তু বোঝা যায়, যে এই মানুষটা অনেক বেশি ঠিকঠাক কথা বলে, আর এই মনে মানুষটা উল্টাপাল্টা জিনিস মাঝে, মাঝে পাঠায়। সেইটা দেখি। সাথে, সাথে আপনার আ Google এ সার্চ করে দেখি, যে আরো কোন নিউজ মিডিয়ায় একি খবর কি প্রকাশ করা হচ্ছে কিনা। এইগুলো হচ্ছে বেসিক জিনিস যেগুলো আমি করি।
হুম। হ্যাঁ, আচ্ছা। আ আচ্ছা। উ হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এইরকম আছে। আচ্ছা। মানে এটা খুব ভালো কথা। কারন, আছে না? উম অনেকেই করে কি যে, একটা খবর ছড়িয়ে দিল। ছড়িয়ে দিয়েই তার দায়িত্ব শেষ মনে করে ফেললো। আসলে কিন্তু তা না। সেটার সত্যতা যাচাই করাটা কিন্তু সে ভাবছে না। কারন সেও হ আরেকজনের কাছ থেকে পেয়েছে। তো এইযে এইক্ষেত্রে আপনি তো একটু সময় পেলে তাহলে আপনি সার্চ দিচ্ছেন। তো অনেক সময় হয় না যে চলমান কোন ঘটনা। সবাই কিন্তু শেয়ার করছে। "তখন কি আপনি তাৎক্ষণিকভাবেই শেয়ার করে দেন নাকি আগের মতো একটু সময় নিয়ে জিনিসটা নিয়ে ভাবেন?"
হু, হু। জি। হুম। হুম। অবশ্যই। হুম। হুম। উহু, আমি আসলে কখনো তাৎক্ষণিক কোন খবরই শেয়ার করি না। এটা কারণ আমার কাছে মনে হয় যে আমি কি ভাবছি সেটা যে আমার ২৪ ঘন্টা Facebook এ আপডেট দিতে হবে সেটা আমার মনে হয় না, যে আমি এত গুরুত্বপূর্ণ যে আমাকে দিতেই হবে আপডেট। তো সেটার সাথে, সাথে আমি যেকোনো নিউজ আসার পরে আমার একটা অ্যা দ্বিধাদ্বন্দ থাকে সবসময়। আমি সবসময় আসলে নিউজ পেপার বা সংবাদ আ মাধ্যম এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যখন আসে, সেগুলো আমি বিশ্বাস করি না। কারণ আমি আগে প্রচি প্রচুর দেখেছি যে এরকম ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে। তো হ্যাঁ, রাইট হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে একদম verified না হলে বা, একদম সিউর না হলে, যদি অতিরিক্ত ইম্পোর্টেন্ট আর, অতিরিক্ত সিউর না হই আমি, আমি কক্ষনো শেয়ার করি না। কারণ আমার মনে হয় যে আমি আসলে অ্যা ভুল ইনফরমেশন দিয়ে আরো বেশি উল্টাপাল্টা panic create করবো। তো সেই কারণে আমি এগুলো থেকে একটু বিরত থাকি।
আচ্ছা। হু, হু। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। একদম। গুজবটা ছড়ানো হচ্ছে। হু, হু। হুম, হুম। জি, একদম। হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা কিন্তু হয়। কিন্তু কখনো আছে না যে, আপনি একটা জিনিস দেখলেন, আপনি বলছেন যে আপনি কখনোই verified না করে আপনি সেটা শেয়ার করছেন না। কিন্তু কখনো হয় কি যে আপনি একটা জিনিস দেখছেন, দেখছেন, চট করে কিন্তু ভুলেও কিন্তু অনেক সময় শেয়ার হয়ে যেতে পারে। যে আছে না যে আপনি হয়তো এটা দি skip করে যেতে চাচ্ছেন। কিন্তু আপনার ভুলে আপনার কিন্তু আপনি দেখবেন যে শেয়ার হয়ে গেল। "সেই মুহূর্তটাতে আপনি কী করেন?"
হু। হুম। হু, হু। হুম। <chuckles> হ্যাঁ। শেয়ার হয়ে গিয়েছে। হুম। আমি সাথে, সাথে হচ্ছে যদি এটা পোস্ট হিসেবে শেয়ার হয়, সাথে, সাথে ডিলিট দিয়ে দেই। আর আশা করি কেউ যাতে না দেখে। <chuckles> আর যদি কাউকে পার্সোনালি পাঠাই, আর সে দেখে ফেলে, তখন তাকে বলি যে, "ভুলে শেয়ার হয়ে গিয়েছে। আমি আসলে এই নিউজ টা দেখিনি।" তো ডিলিটও করে দেই। তারা পুরোপুরি, তারা দেখে ফেললেও আমি ডিলিট করে দেই। কারণ আমি জানি না, যে এই খবরটা আসলে সঠিক, নাকি সঠিক না। এইগুলো অনেক সময় এম্বারাসিং টাইপের খবরও কিন্তু আপনি যখন হাতে চাপ লেগে যায়। আপনার যে আ ফর ইউ পেইজে বেশিরভাগ সময় যদিও আপনি কি দেখেন সেটার বেসিসে আসে। এ ২ ১ টা কিন্তু রেনডম জিনিস এসে পড়ে। যেগুলো হয়তো আপনি শেয়ার করতে চাচ্ছেন না। তো সেই ক্ষেত্রেও কিন্তু আসলে সাথে, সাথে ডিলিট করে দেওয়াটাই কাজের। কারণ অ সবাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাথে, সাথে নিউজ গুলো আ বা মেসেজ পড়ে না, ২ ১ জন ব্যক্তি বাদে। কেউ পড়ে ফেললে জাস্ট বলি যে, "ভাই ভুলে।" <chuckles> এটাই হুম।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ও। আচ্ছা। আচ্ছা মানে তার সাথে হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হ্যাঁ, ভুলে চলে গেছে। আসলে হয় না, যে আপনি দেখছেন, দেখছেন, দেখছেন। হঠাৎ করে কিন্তু এরকম হয়ে যেতে পারে। তখন আপনি সাথে, সাথে জানিয়ে দিয়েছেন। এইটা অবশ্য ভালো। কা আর দেখে ফেললে তো দেখেই ফেলল। তখন তার সম্মতি নিয়ে বলে দেন, যে এইটা আসলে ভুলে চলে গেছে। এইটা একটা ভালো দিক। যে আপনি তাৎক্ষণিকভাবে ডিসিশনটা নিয়ে আপনি করছেন কাজটা। কিন্তু অনেক সময় হয় কি? যে আপনি করেও ফেললেন, ভুলও হলো। কিন্তু ফেইক নিউজ কিন্তু চারিদিক থেকে আসতেই থাকে, আসতেই থাকে। আপনি তো ভ্যালিড সোর্সটা খুঁজে নিলেন। কিন্তু দেখা গেল যে খোঁজার পরেও আপনার, আপনি চাচ্ছেন না যে আপনার এই নিউজটা আপনি বারবার দেখেন। যেন আপনি শেয়ারটা তো করতে চাচ্ছেনই না। কিন্তু বারবার চাচ্ছেন যে আমার ফিড এ যেন এইটা না আসে। তখন কী করেন? আপনি ওইখান থেকে সরে আসেন? নাকি ওইটা একদমই বন্ধ করে দেন, হাইড করে দেন?
চলে যায়। হু। এ হ্যাঁ। হু। হুম। হু। হু। হু। না। হু। আমি হচ্ছে যখন আমি দেখি যে এরকম টাইপের, তো বেশ কিছু অপশন কিন্তু আছে। যেমন Facebook এর ক্ষেত্রে আপনি যদি উপরে যে ৩ টা বাটন আছে, ওখানে ক্লিক করলে ওখানে বলে যে, I am not interested in this post। এটা যখন বলেন আপনি যখন এটাতে ক্লিক করি, এরকম জিনিস কম আসবে। আর এইযে পেজগুলো অনেক সময় কিন্তু আমরা ভুলে পেজগুলো আগে শেয়ার করতা মানে লাইক করে রাখতাম বা, ফলো করে রাখতাম। তো এইযে এরকম পেজ যেগুলো থেকে বারবার এরকম ভুয়া নিউজ আসে, সেগুলো গিয়ে দেখবেন যে আসলে কি আপনি ভুলে subscribe করেছেন কিনা। তো সেগুলো থেকে আপনি লাইকটা উঠে নিলেন, unfollow করে দিলেন। তখন হ্যাঁ, তখন কিন্তু আসলে অনেক কমে যায়। আ এরকম সমস্যাগুলো কিন্তু বা, এরকম ভুয়া নিউজগুলো কিন্তু একটু কম দেখা হয়।
হুম। আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুহু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বা, unfollow করে ফেললেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি না হয় বুঝতে পারছেন। অনেকে কিন্তু এটা বুঝতেও পারে না যে, আ তারা আরও চিন্তা করে যে, "আমি তো এইটা পছন্দ করছি না, কিন্তু বারবার কেন এটা আমার কাছেই চলে আসছে?" তখন সেটা কীভাবে ম ম্যানেজ করা যায়? বা, তারা কীভাবে বুঝতে পারবে যে এই জিনিসটা আসলে ঠিক না?
হুম। আসলেই এটা বোঝার জন্য নিজে থেকেই আসলে অ জানতে হবে, বুঝতে হবে, সার্চ করতে হবে। সেটা ছাড়া কিন্তু উপায় নেই। কারণ অন্য কেউ কিন্তু জানবে না যে, এই মানুষটা এই জিনিসটা নিয়ে স্ট্রাগল করতেছে। যে, তার কাছে ভালো লাগছে না। কিন্তু একই নিউজ তার সামনে বারবার আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সে যদি এটাকে অনেক বড় সমস্যা মনে করে, সে ইন্টারনেটে হোক, YouTube এ হোক এগুলোতে সার্চ দিলে কিন্তু কিভাবে এই অপশনটা অফ করতে পারে বা উনি কিভাবে নিজের যে, কুকিস মানে আপনি যে, ডাটা গুলো নেন এগুলো কিন্তু কুকি আকারে সংরক্ষণ করে ওইসব ওয়েবসাইট। তো এই যে, জিনিসগুলো, এগুলো কিন্তু আসলে আ রিমুভ করার, আ টার্গেটেড এড বন্ধ করার এই জিনিসগুলোরও কিন্তু অনেক উপায় আছে। তো জাস্ট ইন্টারনেটে আ আ আপনি যদি ভালোভাবে সার্চ করেন, তাহলে কিন্তু এগুলোর ফলাফল আপনি পাবেন। আর এগুলো কিন্তু কমানো যাবে।
হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আসে, আসে। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো মাঝে, মাঝে হয় কি আপনি আ করছেন ঠিক আছে দেখলেন, সবকিছু ঠিক আছে। কিন্তু আ যার যে, শেয়ার করল আপনাকে এই ভুয়া খবরটা, আছে না? যে, WhatsApp গ্রুপ এ কিন্তু অনেকেই বিভিন্ন সময়ে একটা কিছু শেয়ার করে দিলো। সেই বিষয় নিয়ে নিশ্চয়ই কখনো মনোমালিন্য হয়েছে। কারণ আপনি জানছেন বিষয়টা ভুল। উনি তো জানছেন যে, এটা সত্যি ঘটনা। ঠিক আছে? এইজন্যই কিন্তু উনি শেয়ার করে দিয়েছেন। তখন তার সাথে সম্পর্কটা কিভাবে মেইনটেইন করেন? যে, তাকে কিভাবে বোঝান যে, তুমি যেটা শেয়ার করেছ সেটা ভুল।
হুম। জি, হুম। হুম। Random জিনি। হুম, হুম। হুম। হুম, হ্যাঁ। হুম। আসলে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি আমার লাইফে যারা এগুলো করে তারা হচ্ছে বয়স্ক মানুষ। আমার ফ্যামিলির বয়স্ক মানুষ যারা তারা এসব করে। তো তাদেরকে আসলে বুঝাতে হয় যে আপনি যেটা দেখছেন, সবকিছু চোখ বন্ধ করে আসলে আম কইরেন না। এইগুলো শেয়ার কইরেন না, এইগুলো কিন্তু ঠিকঠাক না। তাদেরকে আসলে যে, তাদের হয়তো সবসময় ধৈর্য থাকে না বা অনেক সময় তারা offended feel করে। কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি ভালোভাবে বলবেন, যে আসলে আ তাদের পাশে বসে গল্প বলার ছলে কিন্তু বলা যায় যে, এই জিনিসটা করার ফলে এই জিনিসটা হয়েছে। বা এই যে ভুয়া নিউজ শেয়ার করার ফলে এই জিনিসটা ভেবেছে মানুষ ওর সম্পর্কে। এইগুলো যখন কথা বলার মাঝখানে, মানে এডভাইস হিসেবে বললে তারা এগুলো নিবে না। কিন্তু বয়স্ক মানুষের ক্ষেত্রে আপনি যখন আসলে কথা বলার মাঝখানে গল্প বলার ভান করে যদি আপনি এইসব বলেন, তখন কিন্তু তারা আমি দেখেছি আরেকটু শুনে, আরেকটু বুঝে এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কমে যায়।
<laughs> আচ্ছা। হুম, হুম। শেয়ার করা ঠিক না। উ হু। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আবার তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে, মানে নিজের ইচ্ছাতেও না। মানে আচ্ছা সবাই করছে নিশ্চই এইটা গুরুত্ব আছে। সেইজন্য কিন্তু তারাও শেয়ার করে দেয়। আর সবচেয়ে বড় কথা দেখা যায় যে প্রত্যেক বয়স অনুযায়ী কিন্তু একটা জেনারেশন গ্যাপ তো থাকেই। তো তারাও মনে করে যে আচ্ছা আমি যদি শেয়ার না করি তাহলে এই, এই জিনিসটা মনে হয় ঠিকমত জানতে পারছে না। তার বয়সী কেউ। তো এই পরিস্থিতি কিন্তু হয়ে থাকে। আর আপনি খুব সুন্দরভাবে আপনার বয়স্কদেরকে বোঝাচ্ছেন বু বুঝতে পারছি। কিন্তু ছোটদের ক্ষেত্রে মানে পরিবারে তো শুধু বয়স্করাই না, আপনার ছোটরাও কেউ থাকে। আপনার দেবর থাকতে পারে। বা অন্যান্য বয়সে, তাদের ক্ষেত্রে কীভাবে বোঝান?
ভুলে হ্যাঁ। উম উ হু। অবশ্যই। হুম। অবশ্যই। হু, হুম। হ্যাঁ। উম তাদের ক্ষেত্রেও শেয়ারের ক্ষেত্রে বোঝাই যে, তাদেরকে আক ডি ডিরেক্টলি অ্যাপ্রোচ করা যায়। অত বেশি আসলে অ অবশ্যই অ দেখা যাচ্ছে বয়স্কদের উম কিন্তু একটু ভয় লাগে। যে তারা আসলে তাদের মধ্যে ইগোটা একটু বেশি থাকে। ছোটদের ক্ষেত্রেও থাকে, কিন্তু আসলে তাদের মতো কিন্তু অত বেশি সমস্যা হয় না। সেক্ষেত্রে তাদেরকে বলা যেতে পারে বা ছোটরা কিন্তু আসলে আরেকটু বেশি receptive তাদেরকে বলা যেতে পারে যে কোন সোর্স থেকে করেছো বা মানে শেয়ার করেছো? তো তাদেরকে দিয়ে কিন্তু ইনফরমেশন যেটা যেমন, আমার ছোট বোনের ক্ষেত্রে এরকম হয়েছিলো। ও অভিক উল্টা-পাল্টা কিছু একটা নিউজ, আই থিংক শেয়ার করেছিলো। তো সেইক্ষেত্রে করি কি, যে তাকে মেইন সোর্স যেটা, কো কোনো সেলিব্রিটি গসিপ হলে, তো সেই সেলিব্রিটির পেজে নিয়ে গিয়ে আ হচ্ছে যে আসলে দেখাতে হয় যে দেখো তো এরকম কি কিছু হয়েছে কি মনে হয়? তো সেখানে দেখলে কিন্তু অনেক সময় বোঝা যায়। বা তাদেরকে আবার ভেরিফাই সোর্স থেকে একবার ফেক্ট চেক করতে বলি আমার সামনেই। মানে মজার ছলেই বলি। তখন কিন্তু তারা অনেক সময় করে।
উহু, হু, হু। হ্যাঁ। হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, মানে। হ্যাঁ, মানে আপনি যে উম মেনে নিচ্ছেন সেটাই আপনি আপনার ছোট থেকে উব যারা আছে তাদেরকেও ওইভাবেই বোঝাচ্ছেন যে, ‘’আসলে জিনিসটা কিন্তু দেখলেই তুমি সেটাকে শেয়ার করবা না বা দেখলেই তুমি বিশ্বাস করে নিবা না।‘’ এটার ভিতরের যেই গভীরতাটা আছে এটা আসলে কোথা থেকে এসেছে, সেই জিনিসটা আপনি খেয়াল রাখছেন খুব সুন্দরভাবে।
হুম। হুম। হুম। হ্যাঁ। হুম। চেষ্টা করি, অবশ্যই। হ্যাঁ।
হ্যাঁ, তো এমন সময় অনেক ক্ষেত্রে দেখা যায় কি? আপনি শেয়ারও করছেন না, কিন্তু অনেকে আবার বেশ নিজের উপর একটা ইয়া নিয়ে নেয়। যে হ্যাঁ, আমি একটা জিনিস পাঠালাম, অথচ তুমি এটা দেখলা না, এটা কেনো করলে? সেই ক্ষেত্রে কী করেন? মানে এরকম কিন্তু ছোটখাটো ভুল বোঝাবুঝি কিন্তু হয়ে থাকে। যে আমি তোমাকে একটা নিউজ দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি যে শুধু সেটা যে ভুয়া নিউজ, তা না। কিন্তু যেকোনো ধরনের কিন্তু এই খবর হতে পারে। আপনি যদি রেসপন্স না করেন সময় মত, তখন কী হয় পরিস্থিতিটা? মানে ওই পক্ষ কি মন খারাপ করে, না ধরে নেয় যে না আপনি তো এরকমই, আপনি যেন-তেন খবর আপনি ছড়িয়ে দিবেন না?
হু। হুম। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু। হুম। হ্যাঁ। <chuckles> হুম, আমার ক্ষেত্রে হয় কি? যে আমার স্পাম যদি আমি বলি, যে কেউ আমাকে করে, এটা আমার ফ্রেন্ড করে। সে দুনিয়ার উল্টা-পাল্টা মিমস থেকে শুরু করে সবকিছুই পাঠায়। তো দেখা যাচ্ছে যে, সবসময় <scoffs> কিন্তু দেখার টাইম হয় না। তো সে কিন্তু জানে, যে আমার আসলে অত বেশি টাইম থাকে না। তো সে অত বেশি মন খারাপ করে না। আ তবুও তাকে হচ্ছে যে আমি পুরোপুরি যদি প্রত্যেকটা মিম, কারণ সে আমাকে পাঠায় হয়তো ২০ টা মেসেজ, ২০ টা রান্ডম <chuckles> ২০ টা রান্ডম মিম ১ দিনে। তো আমি তো অবশ্যই ২০ টার মধ্যে প্রত্যেকটা পড়ে ওকে আমি এ রিপ্লাই দিতে পারব না। তো আমি প্রত্যেকটার সাথে কোনো একটা রিঅ্যাকশন দিয়ে দেই। সে রিঅ্যাকশন থেকে বুঝতে পারে যে আমি ওকে কি বলতে চাচ্ছি। তো এখ এখন না হলে আমি হয়তো পরের দিন দেখি। এরকম হতেই থাকে আরকি। আর বড়দের ক্ষেত্রে, আমার আম্মু মাঝে, মাঝে আমাকে ২ ১ টা টিপস মূলক কিছু দিয়েছিল। আমি দেখিনি দেখে, সে রাগ করেছিল। তো তখন করি কি আমি? আ আমি তখন তাকে ভালোভাবে বুঝায়ছিলাম যে, "আমি আসলে আ ইয়ে ছিলাম। আমি হয়তো দেখতে পাইনি। কিন্তু এইযে এখন দেখেছি।" আমি দেখে তাকে বলি, যে আমি কি ভেবেছি এই ভিডিও দেখে। সরাসরি বলি। তখন সে আবার খুশি হয়ে যায়। তো এভাবে আসলে ডিল করি আরকি।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। ওরে বাবা! ২০ টা মানে ও হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। সেটাই, যে আপনি তাকে একটু হলেও গুরুত্ব দিয়েছেন। আসলেও যে বয়স্ক মানুষদের দেখা যায় যে, সময়টা কিন্তু একটু বেশি থাকে। মানে তারা বুঝতে চায় না, যে আমি যে একে পাঠাচ্ছি, ও আসলে ও কি পরিস্থিতিতে আছে? কিন্তু তাৎক্ষণিক যদি রিপ্লাই না পায়, তারা কিন্তু একটা টেনশনে পড়ে যায়, যে হ্যাঁ, আমি একটা জিনিস পাঠালাম। দেখল না, কি হয়েছে? ও তো ঠিক আছে কিনা? কারণ মা-বাবার মন কিন্তু বেশ উদগ্রীব থাকে, যে তাদের সন্তানরা এখন যতই বড় হোক, কিন্তু টেনশন কিন্তু তাদের সবসময়ই কাজ করে। তো এমন কখনো হয়েছে? যে আপনি অনেকদিন দেখা যাচ্ছে যে, আপনার মা-বাবার সাথে বা পরিবারের অন্য কারোর সাথে যোগাযোগটা হচ্ছে না, মানে আপনার ব্যস্ততার কারণে। তখন তারা একটু কিন্তু মন খারাপ করে আছে। আ হয়তো তারা একটু পিছিয়ে যাচ্ছে। তো এই যে সম্পর্কটা, এইটা তখন আপনি কীভাবে মেইনটেইন করেন, তাদের সাথে সরাসরি গিয়ে কথা বলেন নাকি, এই টেক্সট অথবা মেসেজ দিয়ে আপনি সেটাকে সামলান?
আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। আহ sensitive হুম। হু, হু। উ জি। হুম। জী। হুম। উম সরাসরি কথাই বলি, বেশিরভাগ ক্ষেত্রে। কেননা আমা আমার ক্ষেত্রে স সহজ হয় সরাসরি কথা বলা আমার বাবা-মার সাথে। কারণ আমি বাবা-মার সাথেই থাকি। তো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে অত বেশি ঝামেলা হয় না। কিন্তু যারা extended relative যারা আছে, তাদের সাথে কিন্তু অনেক সময় সরাসরি কথা তো বলা যায় না। তখন তাদেরকে মেসেজ-টেসেজ দেয়া হয় বা অনেকে কিন্তু আসলে মেসেজ ও পড়তে পারেন না, যারা বয়স্ক। তারা, আ তাদেরকে হচ্ছে যে, ভয়েস রেকর্ড যেটা, WhatsApp এ কিন্তু ভয়েস রেকর্ড তারা অনেক পছন্দ করেন। <chuckles>
আচ্ছা। অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটা একটা ভালো কথা। হ্যাঁ, কারণ দেখা যায় যে, মেসেজ দিলে যে, তারা যে, কী পাঠাচ্ছে, মানে ওই যে, ছোটো বাচ্চাদের মতো, আসলে বোঝা যায় না যে, a b-c-d d-d-d-d হচ্ছেই, মানে একটাতেই দেখা যাচ্ছে যে, শব্দটা আটকে আছে। তো, এইটা একটা ভালো কথা যে, আপনি সুন্দর করে তাদেরকে সরাসরি দিয়ে বোঝাচ্ছেন।
হ্যাঁ। বোঝা যায় না। হুম। হ্যাঁ, জ্বী। হ্যাঁ। হ্যাঁ, যেমন আমার দাদু, উনি হচ্ছে যে, ভয়েস রেকর্ড করে কথা পাঠায়। কারণ সেভাবে সে বুঝে। তো এটা কিন্তু আসলে আমা আমার জন্য সুবিধা হয়েছে। আমি জাস্ট মুখে, মুখে বলি যে, কেমন আছেন? কি, কি কোন কথাবার্তা বলতে হলে এভাবে আসলে বলি। তো দেখা যাচ্ছে যে, ঝামেলাও কম হয় এটার মাধ্যমে।
হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কারণ লেখালেখির চেয়ে তারা তাদের জন্য এই ভয়েস মেসেজটা পাঠানোটা এখন বেশি সহজ। আসলে এটা খুব একটা ভালো উপায় যে, আপনি আবার অনেক সময় দেখা যায় যে, লে লেখার সময় পাচ্ছেন নাl আছে না যে, লিখতে আমার অ্যা হয়তো আমার ২ টা হাতের 1 টা হাত ব্যস্ত আছে, রান্নাতে বা কোনো কাজে তখন একবারে ভয়েস মেসেজ পাঠিয়ে দিচ্ছেন। এতে আপনার কিন্তু আন্তরিকতাটাও বেড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, যে, তাই হয় আপনার ক্ষেত্রে। যে, আপনি সুন্দরভাবে সম্পর্কটা টিকিয়ে রাখছেন এবং বয়স্কদের হোক বা ছোটদের হোক, আপনি যে, ফেক নিউজটা কী সুন্দর করে সোর্স দেখতে হয়, আসল সোর্সটা দেখে আসলে নিউজটা বুঝতে হয় খবরটা এভাবেই নিচ্ছেন। খুব ভালো লাগলো আপনার কৌশলগুলা জেনে। ভালো থাকবেন।
হ্যাঁ, একদম। <chuckles> হুম। আমি পাচ্ছি না। হ্যাঁ। উহু। উ হ্যাঁ, এরকমটাই হয়। হুম। <chuckles> জ্বী। উ জ্বী। আপনার সাথে কথা বলেও চমৎকার লাগলো। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।
জি।